হ্যাঁ, অবশ্যই যেরকম যদি আমরা ঈদ কিংবা চিন্তা করি কিংবা এরকম যে অনুষ্ঠানগুলো থাকে আমাদের ধর্মীয় কিংবা যে পারিবারিক, সেখানে দেখা যায় যে আম্মুর হাতে যে ফিরনিটা আছে সেটা একদম থাকতেই হবে। এটা ছাড়া দেখা যায় কি যে উৎসব যেটা হয় সেটা একদমই ইনকমপ্লিট কারণ, কারণ আমরা যেটা হয় যে আমরা বাঙালিরা কিন্তু একটু মিষ্টি খেতে পছন্দ করি। খুবই শুভ কাজে হোক কিংবা এই যে যেকোনো একটা occasion এ আমরা মিষ্টিটা দিয়েই শুরু করি। তো সেখানে দেখা যায় যে আম্মুর যে হাতের পায়েসটা কিংবা আমরা ফিরনি যেটাকে বলি, সেটা থাকতেই হবে। আর সেটা না থাকলে না আমাদের কাছে জিনিসটা কেন যেন একটা ইনকমপ্লিট মনে হয়। সেটার সাথে তো অন্যান্য ডিশ থাকেই কিন্তু আম্মুর যে ফিরনি এটা খুবই একটা স্পেশাল আমাদের জন্য। কারণ আমরা ছোট থেকেই না এটাকে একদম এখন পর্যন্ত আমরা জিনিসটা পেয়ে আসছি। এমন কখনো হয়নি যে জিনিসটা আসলে মিস হয়ে গিয়েছে।
<chuckles> মজার ব্যাপার। <chuckles> একদম ঠিক বলেছেন। <chuckles>